<chuckles> আমি সারা বছর ধরে জিন্স আর শার্ট পরেই অভ্যস্ত। যদিও <smacks lips> শার্টের ট্র্যাডিশন সেন্স এ, সবাই শার্ট পছন্দ করে, আমার টিশার্ট ছাড়া চলে না। আমি ফরমাল কোন একটা জায়গায় গেলেও টি শার্ট পরেই যাই। এট এটা আমার খুব বাজে একটা অভ্যাস। আমি যদি কমফোর্ট রাইট। আমার কমফোর্ট টা সবার আগে, আমি কমফোর্টেবল না থাকলে, কোন কিছুতেই মনোযোগ দিতে পারি না। এমনকি আমার কলেজ থেকে আমার টিচার রাও এটা নিয়ে আমাকে বহুত বকছে যে, "টিশার্ট পরে কেন আসো?" বাট যেখানে যতটুকু ফরমাল থাকতে হয়, থাকার চেষ্টা করি। তারপরও মোস্ট অফ দা টাইম, কমফোর্ট ই আমার কাছে সবচাইতে ইম্পোর্টেন্ট। সেখানে ভাই আপনি এই যে বললেন না? যে হঠাৎ করে ট্র্যাডিশন এর মধ্যে ফিরে যেতে হয়। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি। আপনি খেয়াল করছেন কিনা, জানি না। বাঙালিদের পোশাকে কমফোর্ট এর কোন অভাব নাই ভাই। ধুতি থেকে শুরু করে লুঙ্গি, সব জায়গাতেই আপনার 100% কমফোর্ট আগে। ওই যে বা আপনি বললেন যে, সাদা মানে এ ও লাল রঙের কোন একটা ই পড়তে হয়। আ এ ইটস ওকে, যখন আপনার আ যে স্টাইলিশ দেখাইতে হবে বা আপনার শো-অফ করতে হবে। ভাই মোস্ট অফ দা টাইম, সাদা একটা ফতুয়া পড়ে হেঁটে গেলেও কিন্তু কেউ কিছু বলবে না। ইট লুকস উব অ্যা মানে এটারে সম্পূর্ণ ট্র্যাডিশনাল ও দেখা যাবে, সাথে কমফোর্ট এরও কোন অভাব হবে না। বিশেষ করে যদি মোটা জিনিস না পড়েন। আর ধুতির কথা তো বাদই দিলাম ভাই। ওটা হচ্ছে কো কোনোমতে একটা ত্যানা পেরত পেচানোর মতন অবস্থা। কোনভাবে যদি মাজায় থাকে পড়ে, তাহলেই ওটা কমফোর্ট দিতে পুরাটা না জি। আর যদি লুঙ্গি পড়ি, ওটা আবার আলাদা জিনিস। ওটা এখন যদিও অনেকের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু ভাই অনেস্টলি, লুঙ্গি জিনিসটা আমার কাছে খুবই ফেভরেট। কারণ অ্যা বলে না? যে এ কমফোর্ট এর পুরাটা আসে যত কদ যত কম পড়েন তত কিছুর মধ্যে দিয়া। আই থিংক লুঙ্গিটা আমার জন্য ঐরকমই। পড়েও না পড়ে আস থাকার মতনই।
<chuckles> আচ্ছা। চমৎকার! কমফোর্ট লাগে। হু, হু। ওকে। হু, হু। ওকে। <giggles> হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। <laughs> হু, হু। হু, হু। হুম। হুম, হুম। হু। হু, হু। <laughs> হ্যাঁ, হ্যাঁ।